না, কা কারণ পরিবারের সবাই এত সাপোর্টিভ ছিল যে হয় না? যে আমি বললাম যে আমাকে মানে এই যে যেমন পরিবার তেমন বন্ধু এবং আশেপাশে যারা আছে যে প্রতিবেশী এবং এমনও হয়েছে কি? যে আমার মানে আমি যেই স্কুলে যাচ্ছি, ঠিক আছে? আমার ফ্রেন্ডের মা-বাবা তারাও পর্যন্ত কিন্তু আমাকে প্রশংসা করত যে, "তুমি এইটা, এইটা করছো, এই কাজটা তো তোমার চমৎকার হচ্ছে! তুমি এটা আরো করো।" তাহলে দেখা যায় একবার হয়েছিল কি? যে আমার ফ্রেন্ডের মা উনি উনার কলেজে আমি যেই জিনিসটা তৈরি করেছিলাম, <smacks lips> সেটা উনি নিয়ে গিয়েছিল। ঠিক আছে? সেটা উনি নিয়ে যেয়ে উনার যে কলিগরা আছে তাদেরকে দেখিয়েছে এবং তারাও বেশ আগ্রহ নিয়ে বলেছে, যে "বাহ! এটা তো বেশ চমৎকার হয়েছে! তাহলে আমিও নিতে পারি।" হ্যাঁ, হ্যাঁ। "আমিও নিতে পারি।" তখন কিন্তু এভাবেই কিন্তু দেখা গেছে কি? একটার সাথে, সাথে আমি আরো কিছু করে ফেললাম। হ্যাঁ? আ মানে আরো কিছু বানিয়ে ফেললাম। তো সেগুলো কিন্তু ওই আন্টি সুন্দরভাবে কিন্তু তার ফ্রেন্ড বলেন বা তার উম সহকর্মী বলেন তাদেরকে কিন্তু ঠিকই দিয়েছে। গিফট হিসেবে আমার কাছে একটা, আমাকেই জিজ্ঞেস করেছে যে "মা তোমাকে কত দিব? তুমি এত কষ্ট করেছ অ্যা এই জিনিসটা বানিয়েছ"।
<chuckles> হ্যাঁ, বলেছেন। <chuckles> আচ্ছা। সাপোর্টিভ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জিনিসটা কিন্তু দারুণ! হ্যাঁ। উ হু, হু। মানে জিনিসটা অনেকটা আলাদা টাইপের, তাইতো? হ্যাঁ। <chuckles> না সেটা তো অবশ্যই বললেন, ভালো বললেন। <chuckles> <chuckles> মানে একটা মানে আর্থিক ব্যাপারটা দিয়ে আপনাকে আসলে আগ্রহের ব্যাপারটা আরো বাড়িয়ে তুলেছে। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, অ্যা হ্যাঁ, হ্যাঁ। আরো বাড়িয়ে তুলেছে। তখন তো আমার কাছে খুব আনন্দ হচ্ছে, যে বয়স কম যে হাতে হাতে একটু টাকাও আসছে বাহ! এটা দিয়ে তো তাহলে আমি আরো কিছু করতে পারবো। তখন যেটা করেছিলাম, আমি যেটা করতাম কি? আমার না মানে এই যে পুঁতির দোকান দেখলে পুঁতি এবং লেস ফিতার দোকান দেখলে আমার না মাথা গরম হয়ে যেত। একদম! মনে হত কি? যে আমাকে ওখান থেকে টেনে সরানো যাচ্ছে না। অ্যা যে আছে না যে কিছু, কিছু জিনিস দেখলে আসলে চোখ ফেরানো যায় না। যে তখন আমাকে এমনও গেছে যে আমি কোন কারণ ছাড়া আমি গিয়েছি অন্য কাজে। কিন্তু ব্যাগ ভরে আমি পুঁতি কিনে নিয়ে চলে এসেছি, কখনো না কখনো এটা তো কাজে লাগবেই।
যে ১ম ইনকাম, হ্যাঁ। <chuckles> বিষয়টা আসলেই দারুন! হ্যাঁ। অন্যরকম অনুভূতি কাজ করতো, হ্যাঁ। <chuckles> না, সেটা তো অবশ্যই। হ্যাঁ। না, আহ <chuckles> <laughs> না, বিষয়টা কিন্তু আসলে মানে ব্যাপারটা আসলে আপনি যেভাবে বলছেন, যে আপনার পরিবার বা দেখা যাচ্ছে, আপনার আশেপাশের যে মানুষ তারা বেশ কিন্তু সাপোর্টিভ। তো সেক্ষেত্রে আসলে সৃজনশীলতার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে আপনার মধ্যে আসলে পজিটিভ ফিডব্যাকই কিন্তু ফেলেছে। তো এ বিষয়টা কিন্তু দারুণ! তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা মানে অন্য রকম একটা জিনিস বানিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে আপনার যে বান্ধবীর যে মা তিনি আসলে জিনিসগুলো নিয়ে কিন্তু তার যে প্রতিবেশী আছে বা পাশের লোকজন আছে তাদেরকে কিন্তু দেখিয়েছে এবং এক্ষেত্রে কিন্তু আসলে একটা পজিটিভ ইমপ্যাক্ট কিন্তু আপনার উপর পড়েছে। যার কারণে কিন্তু একটা আর্থিক ব্যাপারটা আসার পরে কিন্তু আপনার কাছে জিনিসটা আরো ভালো লেগেছে মানে আরও <scoffs> অনুপ্রেরণার বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে কাজ করেছে। বিষয়টা কিন্তু আসলেই চমৎকার বলা যাচ্ছে যে সাপোর্টিভ রোল টা খুবই চমৎকার! তো এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে মানে আশেপাশে যে পজিটিভ বা নেগেটিভ পরিবেশ এটা কিন্তু থাকেই। তো সেক্ষেত্রে আসলে সৃষ্টিশীল চিন্তায় আপনার উপর কেমন প্রভাব ফেলে?
একদম, একদম। আরো ভালো লাগা শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ।